কিছুদিন ধরে আমি একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার এ যেটা হয়েছে যে আমার ঘুমের আমার কিছু একটা সমস্যার কারণে আমার কিছু ঐযে দৈনন্দিন যে কাজ, এই কাজের মধ্যে অনেক বেশি সমস্যা হচ্ছে এবং আমার দৈনন্দিন যে আমার রুটিনটা আছে ওই রুটিনটা আমি ফলো করতে পারছি না কিছু প্রবলেমের কারণে এবং কিছু, কিছু জিনিস যেগুলা আমার মস্তিষ্ককে এবং মানসিক অবস্থাকে অনেক বেশি ডিস্টার্ব করে ফেলেছে। এবং আমার বর্তমান যেই পড়াশোনা আছে, পড়াশোনার ক্ষেত্রে আমি মনোযোগ দিতে পারছি না। এবং আমার খাবারের প্রতি অনেক বেশি effect পড়তেছে এটার জন্য এবং আমার ঘুমের প্রতি অনেক বেশি effect পড়তেছে। আমি চাইলেও এখন আগে যেটা করতে পারতাম যে খুব সহজেই কোনো একটা কাজে হয়তো মনোযোগ দিতে পারতাম। এখন এই মনোযোগটা দিতে পারছি না এবং আগে যেমন সবার সাথে মিশে যেতে পারতাম এবং সবার সাথে কথা বলতে একটা ভালো অনুভব করতাম, একটা আনন্দ অনুভব করতাম। এটাও অনুভব করতে পারছি না এবং যেটা হচ্ছে যে এখন নিজের প্রতি নিজের একটা যে confidence ছিল, ও confidence টাও আর খুঁজে পাচ্ছি না। কোনো একটা কাজ করার ক্ষেত্রে, কারো সাথে কথা বলার ক্ষেত্রে, কোনো একটা জায়গায় যাওয়ার ক্ষেত্রে। যদি কোথাও যাই তখন আমাকে নিজের ক্ষেত্রে নিজে অনেক মনে হয় যে অনেক বেশি demotivate থাকি এবং অনেক বেশি মনে হয় যে আমি মানে অনেক বেশি লো থাকি।
হু, হু। আচ্ছা। হুম, আপনার সমস্যাটা আসলেই বেশ একটু কষ্টেরই বলা যায়। ঘুম না হওয়াটা তো আসলেই একটা দারুণ রকম বিরক্তিকর জিনিস। যখন মানুষের ঘুম হয় না তখন স আসলেই সবকিছুতেই নানান রকমের বিঘ্ন ঘটে। যেটা আপনার ক্ষেত্রেও ঘটছে। অ্যা এটা হু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। উম ঘুমের অ্যা সাইকেলটা যদি ঠিক না হয় অ্যা রেগুলার লাইফের যে একটা রুটিন থাকে, সেটাও অনেকটুকু হেরফের হয়ে যায়। তো আপনি অ্যা এইযে ঘুমের যে সমস্যাটা সেটা ঠিক কখন থেকে ভুগছেন? এটা কি একদম অনেক আগে থেকেই হ মানে নিয়মিতই কি আপনি ইনসমনিয়া র, এই ব্যাপারটা ছিল? নাকি অ্যা মাঝে, মাঝে আপনার এই প্রবলেমটা হয়? যদি আরেকটু পরিষ্কার করে ব্যাপারটা বলতেন, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হতো।
আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি আগে যখন কলেজের সময়টাতে ছিলাম, কলেজ লেভেলে ছিলাম, তখন আমার ঘুমের কোনো ধরনের সমস্যা হতো না এবং ঘুমে আমার কোনো সমস্যা হইতো না। দেখা যেতো যে, আমি রাতে যখন বিছানায় ঘুমোতে যেতাম, তখন সাথে, সাথে বা দেখা যায় ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আমি ঘুমোতে পারতাম। কিন্তু গত যখন এই এই করোনার সময়টা গেলো এবং করোনার সময় যখন একটা বড়ো একটা গ্যাপ গেলো এবং পড়াশোনার বিষয় থেকে দূরে চলে গেলাম। ইস্কুল থেকে কলেজ থেকে দূরে চলে গেলাম, কোচিং থেকে দূরে চলে গেলাম। তখন দেখা গেলো যে অনেক বেশি যখন গেমের প্রতি আসক্ত হয়ে যাই। ফোনের মোবাইল গেমের প্রতি যখন অনেক বেশি আসক্ত হয়ে যাই, তখন আমার রাতে অনেক বেশি রাত জেগে ঘুম এই গেম খেলা হতো এবং বন্ধুদের সাথে অনেক বেশি আড্ডা দেওয়া হতো। এবং অনেক ক্ষেত্রে যেটা হতো যে রাত জেগে, জেগে দেখা যেতো যে আমার ৩ঃ০০ ৪ঃ০০ ৫ঃ০০ পর্যন্ত আমি এই মুভি দেখতাম, সিরিজ দেখতাম। মানে বিভিন্ন জিনিস করতাম। যেহেতু তখন কোনো কাজই ছিল না এবং সকালে দেখা যেতো একেবারেই ফ্রি সময় ছিলো। তো রাতের বেলা একেবারেই এরকমভাবেই কাটতো এবং রাতে ওই দেরি করে ঘুমোতাম। ওইযে, যে আমার করোনার সময়টাতে এই, এইযে অভ্যাসটা গড়ে উঠেছিলো বা এই সমস্যাটা গড়ে উঠেছিলো। ওইটা আমার কাছে মনে হচ্ছে এখনও ওই সমস্যাটা আমার মধ্যে আছে। এবং আরেকটা জিনিস যেটা আমার ঘুম বিঘ্নিত হওয়ার কারণে বা ইনসমনিয়া র পিছনে যেটা কারণ হতে পারে আমার কাছে মনে হয়, সেটা হলো যে আমি আমার সারাদিনের যেই রুটিনটা আছে। রুটিনের মধ্যে এমন কোনো কিছুই রাখতে পারছি না আমার ব্যস্ততার কারণে। যেটার কারণে হয়তোবা আমার যে, সারাদিনে এ যেই কাজ থাকবে অনেক বেশি হয়তোবা কোনো কর্মঠ কোনো কাজ থাকবে। যেখানে আমি খুব বেশি হয়তো পরিশ্রম করবো বা খুব বেশি এনার্জি লস হবে। এমন কোনো কিছুই হচ্ছে না এবং, এবং দেখা যাচ্ছে যে সারাদিন যেহেতু বাসায় থাকা হচ্ছে, ইউনিভার্সিটিতে থাকার কারণে, অনেক সময় দেখা যাচ্ছে ক্লাসও অনলাইনে থাকে। অনেক সমস্যার কারণে এবং অনেক সময় টিচাররাই নিজেদের থেকে ক্লাসগুলো অনলাইনে নেয়। এবং তখন যেটা হয় যে অনলাইনে থাকার কারণে সারাদিন বাসায় থাকা হয়, ইউনিভার্সিটিতেও যাওয়া হয় না। বাসা থেকেও বের হওয়া হয় না। যেহেতু সারাদিন বাসায় থাকি তো কোনো ধরণের এনার্জিও আমার লস হচ্ছে না এবং আমার দেখা যাচ্ছে যে খাবারের যেই আমি খাবারের যে, থেকে, যেই এনার্জিটা পাই, ওই এনার্জিগুলো বার্ন হচ্ছেনা এবং রাতে ওইটা যেটা হচ্ছে যে নিজের প্রতি কোনো টায়ার্ডনেস টা আসতেছে না। যেটা হলো আমার কলেজে যখন কলেজের আগের সময়টা ছিলো স্কুলের সময়টাতে। তখন স্কুলে যেতাম, খেলাধুলা করতাম এবং দেখা যেতো যখন কোচিংয়ে যেতাম কোচিং থেকে যখন আসতাম এবং একটু পড়াশোনা করতাম। তখন দেখা যেতো আমার শরীর অনেক বেশি টায়ার্ড মনে হতো এবং রাত্রে ঘুমোতে পারতাম। এখন ওইযে আমার করোনার সময় যে গেমের সময়টা গিয়েছিলো, উ গেম খেলার যে অভ্যাসটা তৈরি হয়েছিলো এবং এখন যেটা হচ্ছে যে, সারাদিন বাসায় থাকার কারণে যেহেতু বাইরে কোথাও যাচ্ছি না। তো সারাদিনে আমার ওই কোনো ধরনের টায়ার্ডনেস টা আসতেছে না। ঘুমোতে গেলে কোনোভাবে আমার ঘুম আসতেছে না। এখন আমার যেটা হয়েছে যে, রাতে যদি আমি ঘুমোতে যাইও, হতে পারে যে আমি ১২ঃ০০ টা বাজে হয়তো ঘুমোতে গিয়েছি। আমি হয়তো ১ঃ০০ পর্যন্ত অ খাটে কিছু করবো না হয়তো শুয়ে থাকবো বা চোখ বন্ধ করে থাকবো। তারপরেও দেখা যায় আমার কোনোভাবেই ঘুম আসে না। কোনোভাবে আমি ঘুমোতে পারি না। ওই ১ ঘণ্টা পরে দেখা যায় আবারও একটু ফোনটা নিয়ে ফোন ইউজ করতে হয়। ফোন ইউজ করতে, করতে, করতে দেখা যায় আবার যখন ৩ঃ০০ বাজে, ৪ঃ০০ বাজে তখন দেখা যায় আমার একটু ঘুম, ঘুম ভাব আসে এবং তখন ঘুমোতে পারি। এর আগে দেখা যায় আমি যতই চেষ্টা করি আমার কোনোভাবেই ঘুম আসে না বা ঘুমটা আমার চোখে আনতেই পারি না। এবং আরেকটা জিনিস যেটা হয় যে, এর মাঝখানে আমি ফোনটাকে কোনোভাবে দূরে রাখার মাধ্যমে একবার চেষ্টাও করেছিলাম যে, ৪ ঘন্টা, ৫ ঘন্টা আমি প্রায় শুয়েইছিলাম বিছানায়। কোনোভাবে আমার ঘুম আসছিলো না। এবং মাথায় অনেক ধরনের চিন্তা ঘুরতেছিলো। যে কীভাবে কি করা যায়? এবং ঘুমটা না হওয়ার কারণে আমার যে সমস্যাটা হচ্ছে যে, সারাদিন যে কাজ করবো, ওই কাজের যে শক্তিটা আমার প্রয়োজন ওই শক্তিটা পাই না। কারণ ঘুম যেহেতু কম হচ্ছে, রাতে যেহেতু দেরি করে ঘুমোচ্ছি এবং সকালে যদি ইউনিভার্সিটিতে ক্লাস থাকে, তখনই ক্লাসের জন্য হতে পারে যে আমি ৫ঃ০০ বাজে ঘুমিয়েছি, আমার ৯ঃ০০ র ক্লাস। তো ৩ ঘণ্টা ঘুমিয়ে আমার ৯ঃ০০ র ক্লাস ধরতে হচ্ছে। তখন যেটা হচ্ছে ক্লাসে গিয়ে আমি কোনোভাবে মনোযোগ দিতে পারছি না। কোনো ধরনের শক্তি অনুভব করতে পারছি না। কারণ ৩ ঘণ্টা যেহেতু ঘুমিয়েছি এবং সারাদিন দেখা যায় আমার ঘুম, ঘুম একটা ভাব থাকে। কিন্তু ঐ সারাদিন ঘুম, ঘুম ভাব থাকলেও যেহেতু দিনের বেলা ঘুমোতে পারি না। রাতে যখন আবার ঘুমোতে যাই, আমি চিন্তা করি যে হয়তো ঘুমটা চলে আসবে। তো রাতে আবার দেখা যায় ওই সেইম সাইকেলটাই রিপিট হয় যে রাতে আমার ঘুম আসতেছে না। কোনোভাবেই ঘুমোতে পারছি না।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। হুম। হুম। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম। হুম। বুঝতে পেরেছি। আসলে আপনার যে ঘুমের সাইকেলটা, সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এবং আপনি বলছিলেন যে করোনাকালীন সময় থেকে আপনার মধ্যে এই জিনিসটা তৈরি হয়েছে। এখন এইযে এই ব্যাপারটা যে তৈরি হয়েছে, এটাকে তো আসলে continue করতে দেয়া যায় না। তাই না? মানে এটাকে তো আসলে ক এক না একটা জায়গায় গিয়ে থামাতে হবে। এবং আরেকটা ব্যাপার যেটা বুঝলাম আপনার কথা থেকে যে, আপনার সারাদিনে পরিশ্রম হওয়ার মতো কোনো কাজ আসলে হয় না। অ্যা যেকোন ক্ষেত্রেই দেখবেন যখন আপনি পরিশ্রম করবেন, আপনি বলছিলেন, "যখন স্কুলে পড়তেন, তখন খেলাধুলা যখন করতেন, তখন আপনার আ খুব অনায়াসে ঘুম এসে যেত রাতে।" তো এইযে আপনার যে রাতে ঘুম আসছে না, সেটার জন্য আপনি কি কখনো এমন কিছু করে করেছেন? কোন নিয়ম বা, কোন রুটিন? যে এই নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাব এবং অ্যা চা কফি খাবো না বা, দিনের বেলা যে ঘুম, সেটা আমি করবো না বা, এই ধরনের কোন কাজ কি করে দেখেছেন? যে এগুলা করলে আপনার মধ্যে অ্যা ঘুমটা ঠিকঠাক মতো হয় কি না? হয়তোবা হবে না। ১ম ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন হয়তোবা হবে না। এরপরে অ্যা এই ধরনের কোনো চেষ্টা কি কখনো করা হয়েছে?
হ্যাঁ। ঠিক। হু, হুম। সত্যি বলতে আমার ক্ষেত্রে যেটা হয় যে, আমি যেটা বললাম একটু আগে যে, আমার যেহেতু সারাদিন ঘুম, ঘুম ভাব অনুভব হয়। তারপরেও আমার যেহেতু জেগে থাকতে হয়। তাই সারাদিনই আমার অনেক বেশি কফি এবং চা টা খাওয়া হয়। কারণ দেখা যায় যেহেতু নিজেকে একটু নিজের মধ্যে কোনোভাবে জোর করে হলেও, যেহেতু একটু শক্তিটা আনতে হবে। যেটা বললাম যে সারাদিন যেহেতু টায়ার্ডনেসের এস মতো একটা মনে হয়। নিজের মধ্যে মনে হয় যে একটা টায়ার্ডনেস আছে যেহেতু আমি ঘুমাইনি ভালোভাবে। তো ওইটা দূর করার জন্য আমাকে সবসময় আমার বন্ধুরা এবং আমার পরিবার থেকে বলে থাকে যে, "তুমি কফিটা খেয়ে থাকো এবং কফি খাইলে দেখবা যে তোমার চোখের ঘুম থাকবে না এবং তুমি দেখা যায় যে ভালোভাবে হয়তো কাজগুলো করতে পারবে।" কিন্তু এই কফি খাওয়ার কারণে যেটা হচ্ছে দেখা যাচ্ছে দিন শেষে এবং আমার রাতে আবার যখন ঘুমোতে যাই তখন আবার effect পড়ছে এবং অন্য যে জিনিসটা হল যে, আমার যে ঘুমের সাইকেলটা পরিবর্তন করার ক্ষেত্রে বা, রাতে তাড়াতাড়ি ঘুমানোর যে আ রুটিন তৈরি করা, এটা আমি অনেকবারই চেষ্টা করেছি, সত্যি বলতে। অনেকজনের কাছ অনেকজনের সাথেই আমি কথা বলেছি। বন্ধুদের সাথেও অনেকবার কথা বলেছি এবং তাদের কাছ থেকেও অনেক ধরনের advice নেওয়ার চেষ্টা করেছি। যে কীভাবে আমার ঘুমের সাইকেলটা ঠিক করা যায়? এবং কীভাবে ঘুমটাকে ঠিক করা যায়। তাদের যে advice ছিল, ওইগুলো অনেকভাবে চেষ্টা করেও, অনেক রুটিন অনেকবার তৈরি করে দেখেও, কোনোভাবে কোনো ধরনের আমি সলিউশন পাইনি এবং কোনোভাবেই আমার এইযে সমস্যাটা, সমস্যাটার সমাধান হচ্ছে না এবং এখনও আমি ওই সেম সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছি। দৈনন্দিন যেই ই জিনিসটা ছিল যে, follow-up বারেবারেই হচ্ছে যে, রাতে সারাদিন হয়তো একটু ঘুম, ঘুম ভাব অনুভব হয়। তার কারনে কফি বা, চা খাই। রাতে যখন আবার ঘুমোতে যাই, তখন আবার ওই কফি বা, চায়ের যে effect টা, ওটা অনেক বেশি কাজ করে এবং দেখা যায় তখন কোনোভাবে আর ঘুম আসে না। তখন মনে হয় যে, না, এখন আর ঘুম আসবে না, এখন জেগে থাকতে হবে।
হু, হু। আচ্ছা। হুম। হবে। হু, হু। হু, হু। বুঝতে পেরেছি। আসলেই যেটা আ আপনি রিল আপনি কিন্তু নিজেই রিয়ালাইজ করতে পারছেন যে আপনার ভুলটা ঠিক কোথায় হচ্ছে যে regular যে caffeine টা আপনি নিচ্ছেন সেটাতেই আসলে আপনার ঘুমের যে ব্যাপারটা সেটা একেবারেই চলে যাচ্ছে এবং সারাদিন ঝিমুনির জন্যই হয়তোবা আপনি caffeine টা নিচ্ছেন। কিন্তু এই caffeine টাই কিন্তু আবার আপনার সেই ঘুমের ব্যাপারটাকে কমিয়ে দিচ্ছে। তো একটা কাজ কিন্তু আপনি করতে পারেন। একেবারে ১ সপ্তাহের জন্য caffeine থেকে একেবারে দূরে থাকতে পারেন। সে কাজটা আপনি ধরে দেখতে পারেন যে সেটা আপনার জন্য কোন কাজে দেয় কি না? এবং আপনি সারারাত না ঘুমালেও দিনের বেলাটাতে আপনি যতই ঝিমুনি নিয়ে আসুক আপনি বিছানার কাছে যাবেন না। কোনভাবে বিছানার আশেপাশে যাওয়া যাবে না। অন্য যে কোন কাজ আপনি করতে থাকুন। হ্যাঁ? যতই ঝিমুনি আসুক, যতই যাই আসুক কিন্তু ঘুমানো যাবে না। এরকম যদি আপনি কয়েকদিন করে দেখতে পারেন এবং পাশাপাশি যদি নানা রকম থাকে না যে, শারীরিক কোনো পরিশ্রম। হতে পারে একটু exercise বা একটু বাইরে হেঁটে আসা বা বন্ধুদের সাথে যদি একটু আড্ডায় দি আড্ডা মারতে পারেন। ধরুন আপনার যখনই ঘুম, ঘুম পাবে তখন আপনি একটু দরকার হলে ছাদে চলে যাবেন, নয়তো বাইরে হাঁটতে যাবেন। এটা করে আপনি যে ঘুম থেকে নিজেকে divert করতে পারেন। আর আরেকটা জিনিস যেটা সত্যি কথা বলতে যে ঘুমের পিছনে ছুটলে কিন্তু ঘুম আপনাকে কিন্তু কখনোই ধরা দেবে না। আপনার ভুলে যেতে হবে যে আপনি যে সারারাত ঘুমাননি এই ব্যাপারটা থেকে আপনি বের হয়ে আসবেন। আপনি মনে করবেন যে, "আমার একটা regular দিন আ সব সময়ের মতো যেমন আমি সকালে উঠছি, কাজ করছি, এই করছি, সেই করছি। আমার রাতে গিয়ে ঘুমুতে হবে।" এভাবে করতে, করতে আপনি দেখবেন একটা সময়ে আপনি যখন শরীর ক্লান্ত করে ফেলবেন, শরীর যখন আর একেবারে আপনাকে support দেবে না তখন শরীর নিজেই কিন্তু ঘুমোতে চাইবে। হুম? আর সবথেকে বড় কথা যেটা যে, caffeine থেকে আসলে অনেকটুকু দূরে থাকতে হবে। Caffeine এর ব্যাপারটাই আপনাকে যা মনে হচ্ছে যে অ্যা মানে উম এই ঘুমের ব্যাপারটাতে আপনাকে ভীষণ বিঘ্ন ঘটাচ্ছে। তো আশা করা যায় যে যদি আপনি একটু caffeine টা কম নিতে পারেন বা নিজেকে যদি শারীরিক নিজের শারীরিক পরিশ্রমটা যদি আরেকটু বেশি করতে পারেন, তাহলে হয়তোবা আপনার ঘুমের ব্যাপারটা ঠিক হয়ে যেতে পারে। আপনার কি মনে হয় এই ব্যাপারগুলো কি কাজে লাগবে আপনার জীবনে?
আচ্ছা। <smacks lips> আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। সত্যি বলতে আমার এই ব্যায়ামের বিষয়টা এবং এই যে, যে caffeine এর জিনিসগুলো থেকে দূরে থাকার বিষয়টা এটা আমাকে কেউই কখনোই কোনোভাবে advice দেয়নি। কেউই আমাকে এ পর্যন্ত বলেনি যে, "তোমার একটু ব্যায়াম করা দরকার বা এই Coffee থেকে দূরে থাকা দরকার।" যদিও আমার কাছে মনে হচ্ছিলো যে coffee জিনিসটা খারাপ হচ্ছে but ওই যে সারাদিন জেগে থাকার জন্য যখন একটু দুপুরে একটু ঘুমাই তখন এইগুলা যে কেউ বলবে যে এগুলো করলে উপকার হতে পারে, এগুলো কেউই advice গুলো দেয়নি। আপনি advice গুলো দিলেন আপনার এই advice টা আমার কাছে মনে হচ্ছে যে আমার ফলপ্রসূ হবে। আমি অবশ্যই এটা চেষ্টা করে দেখবো আগামী সপ্তাহের ক্ষেত্রে, আজকে থেকে আমি চেষ্টা করে দেখব এবং আজকে থেকে আমি এটা try করে দেখবো যাতে করে আমার ঘুমের যে বিঘ্নিত হচ্ছে এবং শক্তি যে আমার কমে যাচ্ছে এরা যাতে ফিরে পাই আমি। ধন্যবাদ আপনাকে।
হুম, হুম। হুম, হুম। বাহ! বাহ! আপনার জন্য শুভকামনা রইলো। আপনিও ভালো থাকবেন।